খুব মনে আছে। ছোটবেলায় একটা গান খুব শুনতাম। 'হারে রে রে রে রে, আমায় ছেড়ে দে রে দে রে' <chuckles> সাথে, সাথেই মনে গেল মনে পড়ে গেল এই গানটা। আর আ সাধারণত আসলে আমার ছোটবেলাটা গান শুনে, শুনেই কেটেছে কারণ আমার মা খুব গান গাইতেন। আ মার কাছে শুয়ে, শুয়ে গান শুনতাম। তো এই গানটা যেমন শুনতাম এই গানটা যে মা খুব বেশি গাইতেন তা না। এটা হচ্ছে বাসার বড়রা ছোট, ছোট আম আমি সবার ছোট আমার বড় ভাইবোনগুলো আ ক করতেন আরকি। আমাদের বাড়িতে খুব আসর বসত। সন্ধ্যাবেলায় অ্যা কো
আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। বেশ। তার মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে, আপনি কিন্তু একটা গানের পরিবেশে বড় হয়েছেন। এবং যেমনটি বলছিলেন যে এই গানটা আসলে আপনার খুব শোনা হত। তবে দ আপনার সেই ছোটবেলার কথা কি মনে পড়ে যে আসলে গানটা কিভাবে শুনতেন? ক্যাসেটে নাকি আসলে আ সিডি প্লেয়ার-এ বা আ ছোটবেলায় আসলে আপনার কী, কী প্রযুক্তি ব্যবহার করা হত এই গানটার পেছনে?
হ্যাহ হুম। আমার ছোটবেলায় অ্যা খুব ছোটবেলায় রেডিও। তারপরে ক্যাসেট প্লেয়ার। উ তারপরে একটু বড় হলে ওই যে সিডি। <chuckles> তো হচ্ছে অ্যা আর আমি শুনতাম বিভিন্ন প্রযুক্তি দেখেছি হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করেছি। যখন বড় হতে, হতে যেগুলো সামনে এসেছে আরকি। তবে
আচ্ছা। মানে বিভিন্ন প্রযুক্তি আপনার আসলে ব্যবহার করার সুযোগ হয়েছে। হ্যাঁ। আচ্ছা। আসলেই সময়ের সাথে তো প্রযুক্তিগুলা আসলে বদলেছে। যেমনটি বলছিলেন, যে আসলে শুরুতে একদম রেডিও ছিল তারপরে ক্যাসেট প্লেয়ার আসলো। এবং পরবর্তীতে আপনি সিডি তেই এই গানটা শুনতে পারলেন। তবে <smacks lips> আপনার একদম শুরুর কথাটা কি মনে পড়ে? যে আসলে রেডিওতে আপনার কোন শিল্পীর আ কণ্ঠে এই গানটি শোনা হতো বা স ক্যাসেটে কোন শিল্পীর কণ্ঠে এই গানটি শোনা হত। এমন কি মনে পড়ে?
জ্বী, জ্বী। উ হু। হু। না, একদম শুরুর কথা আসলে মনে পড়ে না। একদম শুরু বলতে গেলে শিল্পীর গান। একদম শুরু মনে যখন পড়ে তখন আমার মার কথাই মনে পড়ে। যে মার কাছে শুয়ে, শুয়ে গান শুনতাম। আ সেই গানগুলো অহরহ
আচ্ছা। হু।
অহরহ আমার কানে বাজে। এবং আ একেবারে মনে হয় রুচিটাও সেখানে পুরোনো দিনের গানে বোধহয় অনেকটাই আটকে গেছে। কিছুটা বাইরে এসেছে। এরকম একটা আ তৈরি হয়েছে আমার মনোজগৎ।
আচ্ছা। হুম, অর্থাৎ তার একটা প্রভাব রয়ে গেছে আপনার উপরে। বিশেষ করে আপনার এই যে, গান শোনার রুচির উপরে একটা এই যে ছোটবেলার গানগুলো বা মায়ের কণ্ঠে শোনা গানগুলো আসলে খুব বড় একটা প্রভাব রেখেছে। বোঝা যাই যাচ্ছে। তবে আ যেমনটি বলছিলেন, যে আসলে আ এই যে আপনি রেডিওতে শুনেছেন বা আপনার আ বড় ভাই-বোন তারাও এই গানটার সঙ্গে আসলে পরিচিত ছিল। তো এই গানটা নিয়ে আপনার বড় হওয়ার আ আসলে আ কথাটা কি মনে আছে? যে আপনারা কখনো সবাই মিলে গানটি গাইতেন বা কখনো যেমনটি বলছিলেন যে আসর বসে। তো সে আচ্ছা, তো সে কখনো ছে
একটু প্রভাব রয়ে গেছে। হুম। হুম। এক জড়িত জ্বী। হ্যাঁ, অনেক বড় হয়ে অনেক বড় হয়ে মানে ভা ইউনিভার্সিটিতে। পিকনিকে। হ্যাঁ, একসঙ্গে হৈচৈ করে সবাই।